হ্যাঁ এক্সাক্টলি। আসলে প্রতিটা ভ্রমণে গেলেই না নতুন, নতুন একটা অভিজ্ঞতা পেয়ে যাওয়া হয়। ধরুন কোথাও গিয়ে মুরগি হই। কোথাও গিয়ে মনে করেন যে হাঁস হই, কোথাও গিয়ে গাধাও হই। এটা হয়ই আসলে টুকটাক কম বেশি। <laughs> হ্যাঁ, একে তো একে তো ধরুন যে নতুন পরিবেশে গিয়ে ধরুন ও ভাড়া টারা বা আ হোটেল খরচ বা অন্যান্য খাবার দাবার এ এই সমস্ত আনুষঙ্গিক বা কোনো গাড়ি রিজার্ভ করা বোট রিজার্ভ করা এই সমস্ত ইস্যুতে কিন্তু এমনিতেই কমবেশি মুরগি হতেই হয়। তার উপরে আবার হ্যাঁ। <laughs> আ হেন, হেন, হেন টাই আমার পছন্দ। <laughs>
ওকে। হুম। হুম। এটা তো হয়ই হয়। বন্ধুরা থাকলে আরো বেশি ফাইজলামি। <chuckles> হুম। হ্যাঁ। হ্যাঁ। এত যে মুরগি, গাধা, গরু হচ্ছেন। হ্যাঁ। তো আপনার ফেভারাইট কোনটা? <chuckles> কোন ফেভরাইট অ্যানিমালটা আপনার পছন্দ? মানে ট্রিপ টা আরকি। <chuckles> কেনো? মুর মুরগ মুরগিটা কেনো হইতে ভাল লাগছে এত?
অ্যা মানে মুরগি হওয়াটা মানে এটা একটু কুয়াইট ভদ্র আরকি। ধরুন গাধা হইছি এইটা বলাটা কেমন না? <chuckles>
<chuckles> কিন্তু বিশেষ কি? ওই ট্রিপে, ভ্রমণে?
ওকে মানে এটা আরকি জাস্ট মানে কাইন্ড অফ যে ধরুন কোথাও গিয়ে আমরা একটা কিছু করেছি বাট আ মানে উই আর ডসড এরকম একটা বিষয় যখন ঘটে তখন কিন্তু বেশ মজাই লাগে। যেমন ধরুন একটা ঘটনার স্পেসিফিক ঘটনার কথা বলি, আমরা বন্ধুরা মিলে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। তো ঐ সময় আরকি পারফিউম নিয়ে এসেছিল। মানে এই ঘটনাটা আমাদের বন্ধু মহলে প্রায়ই আলোচনা হয়। পারফিউম নিয়ে আসছে অরিজিনাল বেলি ফুলের পারফিউম। তো আমরা তো বাসে করে পারফিউম দেখাচ্ছে, মেখেছে ঘ্রাণ পুরো বাস মানে একদম ম, ম করছে। নারীরা বলছে ভাই এত তেজের ঘ্রাণের পারফিউম আর মাইরেন না আর মাইরেন না বাস ঘ্রাণে ভরে গেছে। তো আমরা ভাবতেছি বাবারে বাবা এই পারফিউম হলে তো আমাদের জন্য ভালোই হয়। তো <laughs> আমরা কয়েক বন্ধু হ্যাঁ আমরা কয়েক বন্ধু মিলে ভাবলাম যে দামও বেশি না। আ তো অ্যা কিনে ফেলি। তো যাইহোক আমরা আরকি কিনলাম। তো আমাদেরকে বলল মামা এই খোলাটা নেয়ার দরকার নাই। আপনার ইনটেক প্যাকেট নেন। তো আমরা তো আরো খুশি যে এটা অর্ধেক ফুরাই গেছে ইনটেক প্যাকেট দিবে মজাই মজা। নিলাম, আমাদের কাছে বেঁচে সে তো চলে গেছে। তো আমরা আরকি কিছু সময় পর সবাই যার, যার প্যাকেটটা খুললাম খুলে এ একটু হাতে মাখতেছে, ও একটু শার্টে মাখতেছে বাট নো ফ্রেগ্রেন্সেস মানে এ কি অবস্থা? <laughs> অ্যা হবে হয়তো এরকম কিছু একটাই।
হুম, হুম। ওহো। আচ্ছা। হ্যাঁ। ওকে। হুম। আচ্ছা। ও। বেলি ফুলের স্মেল, ওয়াও। <laughs> <chuckles> ভালই একে। <chuckles> আচ্ছা। উম কিনে ফেলি। উম। ওরে হুম। হুম, হুম, হুম। হ্যাঁ। আয় হায়, আয় হায় পানি ভরে দিয়ে দিলো নাকি? আয় হায় <chuckles> ধরা খেয়ে গেছেন দেখি।
হ্যাঁ, ঐ যে মুরগি সাজলাম।

আসলে আমার যেটা মনে হয় যে memories গুলো উ মাথায় থাকলেই না সবচেয়ে বেশি ভালো। মানে এইটা হ্যাঁ তুলি না এমন না। আসলে তুলি, তবে খুব বেশি তোলাটা পছন্দ করি না। আমার মনে হয় এটা আসলে ভ্রমণের যে মূল উদ্দেশ্যটা, অর্থাৎ আ মানে আ ব ফিউচার এনজয়মেন্ট এর জন্য আ present এনজয়মেন্টটা মিস করার কোনো কারণ নাই। ঐ ভবিষ্যতে কবে বের করে দেখব, ভালো লাগবে এই হবে ঐ হবে। ভাই place টাতে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি। সো বেটার যে এটা এনজয় করি। ভবিষ্যতে যা হবে দেখা যাবে। ভবিষ্যতে হয়তো অন্য কোনো প্লেস এ যাবো।
আ ছবি-টবি তুলেন না আপনি? ওইসব গল্প আচ্ছা, আচ্ছা। হুম। জ্বী। আচ্ছা, আচ্ছা। হুম। হু, হু। হু। <groans> তা তো ঠিক, তা তো ঠিক। আসলে আমিও সেম আমি একটু ডিফারেন্ট। রাখা তো উচিত hundred percent।
তাই না? তবে হ্যাঁ রাখা উচিত হুম রাখা উচিত। ধরুন কিছু ভাই বন্ধুরা সবাই একসাথে গিয়েছি, কিছু খেয়েছি বা একটা জায়গায় গিয়েছি। ১ টা ২ টা বা ৩ টা ছবি তোলা যেতে পারে that's fine কিন্তু দেখা যাচ্ছে যে ছবি তুলেই সময় শেষ। ঐ জিনিসটা আমার একদমই বিরক্তিকর লাগে।
হু। হু। হু। আচ্ছা, নাহ বুঝতে পেরেছি। আসলে আ ছবি তুলে এইযে দেখবেন মানুষ বলে না যে, "দোস্ত ছবি তুলে দে।" এখানে ১ ২ ঘন্টা চলে গেল। ওই সময় যে কারেন্ট যে আমরা স টাইমটায় বসবাস করছি। ওই কারেন্ট সময়টাই দেখবেন ফুড়িয়ে গেল। তখন হাতে আর কোনো সময় নাই।
হু, হু। হু, হু, হু। হু, হু, হু। হু, হু। এক্সাক্টলি আপনি আপনি এত দূর এত অর্থ শ্রম দিয়ে গেছেন কেনো? ওই প্লেসটাকে প্লেস টাকে explore করার জন্য। তাই না? তো সেটা যদি আপনি যদি ওই ছবি তো এক জায়গায় ছবি তুলে you are done তাহলে হলো কি?
ঐটাই মজা যদি না করতে পারি এনজয় না করতে একদমই। জ্বী।

আম আচ্ছা। সো, আমার একটা ফ্রেন্ড আছে। তো, ট্রিপেরই যেহেতু কথা বলছি। ফ্রেন্ড এর কথা বলে, আমার কাজিনেরও, কাজিন এর কথা বলছি। তো আমার ফ্রেন্ড এর যে কথাটা এ্যা ধ্যান ধারণায় পাল্টে গেছে কিভাবে, সেটা হচ্ছে যে, একটু জাজমেন্টাল ছিল বুঝছেন। আমি বুঝতে পারিনি, যাওয়ার আগ পর্যন্ত। সো, সে সে সবকিছুতেই দেখি যে, আ এই মানুষটাকে নিয়ে খুব, এর কথা ওর কাছে বলছে, খুব জাজ করছে। তারপরে আ ট্রিপ এ দেখতেছি যে, কেমন ছেচরামি করছে। তো ঐসব জিনিস, আমার কাছে খুবই জঘন্য লেগেছে। তো, আমার ওর প্রতি যে ওপিনিয়ন টা ছিল, বা ধারণাটা ছিল, পুরাটাই পাল্টে গেছে। তারপরে আমি চয়েস, যে ফ্রেন্ডস দেরকে চুজ করি, আ এটা খুবই বেছে শুনে বা মেক সিওর করি যে, আমাদের ঠিক মতো ঘোরাফেরা হচ্ছে, দেখা হচ্ছে। এরপর আমি তাদেরকে ফ্রেন্ড ডাকবো। এতো ইজিলি রাখবো না। জি।
হুম, হুম। ওকে। হ, হ, হুম। হুম, হুম, হুম, হুম, হুম। ওকে, ওকে, ওকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। এক্সাক্টলি, এক্সাক্টলি। হুম, হুম, হুম। ওকে। না আসলে, মানে এটা হয়। মানে বিভিন্ন জায়গায় ভ্রমণে গেলে। আমার যেমন বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে আমার মানে, চিন্তাভাবনা অনেক রিডিফাইন্ড হয়েছে। বিশেষ করে, আমি বিভিন্ন অঞ্চলকে মানে, ঐ যেটা হয় আরকি, বুকিস ধ্যান ধারণা থাকলে যা হয়। বিভিন্ন অঞ্চলকে বইয়ে পড়ে বা মানুষের মুখে শুনে একেকটা অঞ্চলের ব্যাপারে এক ধরনের প্রেজুডাইস আমার আরকি ছিল। ব্যক্তিগত প্রেজুডাইস। তো, যখন আমি ঐ সমস্ত এলাকা বেড়াতে গিয়েছি, দেখেছি, ঘুরেছি, তখন না এটা একদমই চেঞ্জ হয়ে গেছে যে, আসলে না। মানে, মানুষের মুখে শুনে, সবকিছু জাজ করা যায় না। আর বইপত্রে হয়তো একটা আইডিয়া পাওয়া যায়। রিয়াল লাইফে দেখার ব্যাপারটা সম্পূর্ণই ডিফারেন্ট। এটা আসলে মানে পুরোই ডিফারেন্ট মানে ঐখানের মানুষের সম্বন্ধে কিছু, কিছু মানুষের মুখে শুনেছি এইখানকার মত জঘন্য মানুষই নাই। আবার কিছু, কিছু মানুষের মুখে শুনেছি, এদের মতো ভালো মানুষই হয় না। বাস্তবিকে যেটা দেখলাম যে, আসলে মানে, মানুষ কোথাওই অত খারাপ মানুষ নাই। দুনিয়ার কোথাওই অত খারাপ মানুষ নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পার্থক্যটা হচ্ছে কিরকম, ধরুন যারা ওইখানে ওই ট্যুরিজম সংক্রান্ত ব্যবসা বাণিজ্যতে আছে, ওদের ওই আরকি ব্যবসায়িক একটা ধান্দা আছে। মানে কিভাবে একটু বেশি কাটা যায়, একটু বেশি টাকা কামানো যায়। ঐটাকে আমি আসলে মানে, ওটাকে দোষারোপ করব না। কারণ, ঐটাই ওদের রুটিরুজি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাট, এছাড়া ওভারঅল আমার কাছে মনে হয়েছে, যেখানে গিয়েছি, মানুষ আসলে অত একেবারে খারাপ না।
উ হুম। আচ্ছা। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। জি। একদম, একদম। হ্যাঁ। জাস্ট ফ্রেন্ড, এটাই। হ্যাঁ। <laughs> এর থেকে ভালো মানুষ নাই। একদম ট্রু ট্রু। জি। না, সবাই ভালো মন্দ মিলেই। তাই না? আমাদের দুনিয়াটা, আসলে হ্যাঁ। জি। <chuckles> হ্যাঁ, তা তো কিছু বলার নেই। সেটাই, মানুষের তো খেয়ে বেঁচে থাকতে হবে। সেটা এবার যেভাবেই হোক ওকে, ওকে, নট ব্যাড।
যতটা শোনা যায় আরকি। মানে একজন একেকজনের মুখে একেক এলাকার গল্প শুনলে যে ঐ এলাকায় খাইছে। ওটা তো, ওই এলাকায় মনে হয়, রাবণ বসবাস করে।
হুম। <laughs> এতই বাজে অবস্থা। মানে, এতই কমপ্লেইন করে আরকি। আসলেও, তবে এটাই জীবন, তাই না? ভাল, মন্দ, মানুষ মনে করবে। একেক জায়গার মানুষ একেকটা জিনিস ভালো, ভালো লাগবে। তবে ইটস ওকে। তবে বলেন আপনি এই কথাটা মানে, আ যখন আপনি ভ্রমণে যান, হ্যাঁ। তো যখন গল্পগুলো শুনান, আপনি কি মেমোরিজ এ ফেরত চলে যান? মানে, ওই সময়টা কি নিজেকে মানে রেখে, তবে চিন্তা করেন? নাকি, এমনি?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক। ওকে, ওকে।